আচ্ছা, আমার ক্ষেত্রে না মাছ ভাজার ক্ষেত্রে আমি একটু করকরে ভাজাটা পছন্দ করি। আর মাংসের ক্ষেত্রে একটু জুসি, জুসি ভাব থাকলে সেক্ষেত্রে সেটা পছন্দ করি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে যে কি একদম ভাজাও না, আবার একদম করকরেও না। মানে মোটামুটি খাবারের যে একটা আ বিষয় থাকে না? যেমন চাইনিজ খাবারগুলো যেগুলো হয়।
আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। মোটামুটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করাটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টা মেইনটেইন করার চেষ্টা করেন আরকি আপনার। হুম।
হ্যাঁ, হ্যাঁ। চাইনিজ খাবারগুলো কিন্তু দেখবেন হ্যাঁ, হ্যাঁ কাঁচা, কাঁচা সবজি রাখা হয়। তো এটাতে পুষ্টিগুণটাও বজায় থাকে। পাশাপাশি নিজের যে আমার আ স্বাস্থ্যগতভাবে আমি একটু খুব সচেতন। তো সেজন্য দেখা যায়, ওটা আমার মেইনটেইন করা যায় আরকি খুব সহজে। তো এভাবে মোটামুটি যেটার ক্ষেত্রে যেভাবে খাওয়া উচিত সেভাবে খাই।
হ্যাঁ। হুম। হ্যাঁ, আচ্ছা। বাহ! হ্যাঁ বাহ! তো আসলে স্বাস্থ্যের বিষয়টা আপনি কি অ্যা প্রাধান্য দেন খাওয়ার ক্ষেত্রে? নাকি দেখা যাচ্ছে যে, স্বাদের বিষয়টা প্রাধান্য দেন? যখন আপনি রান্না করেন বা খান?
নাহ দুটো বিষয়কে দুটো বিষয়কে প্রাধান্য দিতে হয়। আমার ক্ষেত্রে স্বাদে। স্বাদে যদি একটু পরিমাণও দেখা যায়, লবণ বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমি সেই খাবারটা খাই-ই না। মানে ফেলে তো দেই না। তবে হচ্ছে যে খাই না আরকি। একটু রাগ করি আম্মুর সাথে। কিন্তু আমার স্বাস্থ্যগত দিক থেকে দেখা যায় যদি আম্মু বেশি তেল ব্যবহার করে। তখনো সেটা আবার খাওয়ার উপযুক্ত হয় না। মোটামুটি আমার ক্ষেত্রে বলা যায় যে, আমি স্বাস্থ্যের দিকটাও বিবেচনায় রাখি। পাশাপাশি হচ্ছে আবার যেটা স্বাদের যে একটা আছে না বৈচিত্র্য। প্রত্যেকটা মানুষেরও তো থাকে যে, সে আসলে বেশি তেল পছন্দ করে। বেশি লবণ পছন্দ করে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। হ্যাঁ, আচ্ছা। হুম। হুম। থাকে রাইট হ্যাঁ। একেক জনের হচ্ছে একেক ধরনের একটু প্রেফারেন্স থাকে। তো আপনার ক্ষেত্রে কি হয় নরমালি আপনি অ্যা কি নিজের রান্না সবথেকে বেশি পছন্দ করেন? নাকি অন্য কারো রান্না সবথেকে বেশি পছন্দ করেন? অনেক সময় দেখা যায় যে, নিজে যদি সময় নিয়ে একটা কিছু রান্না করা হয় সে রান্নার প্রতি একটা ফিলিংস বা আবেগ একটু বেশি থাকে। হ্যাঁ? তো সেক্ষেত্রে একটু যদি খুব ভালো না হয় কিছু, কিছু ক্ষেত্রে সেটা দেখা যায় যে, অন্য যে কারো রান্নার থেকে ভালো লাগে। তো আপনার ক্ষেত্রে আসলে কি হয়? নিজের রান্নাটাই সেরা মনে হয় নাকি আ আন্টি রান্না বা অন্য কোনো রান্না হচ্ছে আপনি একদম ১ম দিকে রাখেন?
হুম। হ্যাঁ। হুম। <chuckles> না, না, নিজে নিজে রান্না করলে আমি খেতেই পারি না। যেদিন আসলে রান্না করি আসলে রান্না করতে, করতেই না কেমন যেন একটা নিজের একটা রান্নার প্রতি আছে, আছে না এই যে বিষয়টা যে একদম খুব বোরিং লাগছে। খাবো না এরকম। কিন্তু এটা আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি। কিন্তু চেষ্টা করি যেখানেই যাই তো মানুষের রান্নাটা খাওয়ার জন্য আরকি। নিজের রান্নাটা অপছন্দ তা না। বাট খেতে ইচ্ছে করে না আরকি। কেমন যেন একটা ভাব ফেলে আসে, হুম।
হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বাহ! খুব চমৎকার করে বললেন আসলে আপনি আ যেভাবে হচ্ছে এ একক উপাদান আ মানে রান্নার ক্ষেত্রে প্রভাব ফেলে আ দেখা যাচ্ছে, একটু বেশি হয়ে যাওয়া বা একটু কম হয়ে যাওয়া বা একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা, সেটা আসলে রান্নার স্বাদটাকে কিভাবে বদলে দিতে পারে, খুব চমৎকারভাবে বললেন এবং আপনার রান্নার প্রেফারেন্স গুলো আপনি কিভাবে রান্না করতে পছন্দ করেন বা কিভাবে খেতে পছন্দ করেন। দারুণভাবে উপস্থাপন করলেন। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক ভালো থাকবেন।
হ্যাঁ। হুম। <chuckles>